হ্যাঁ, আপনার কথাগুল সত্য।
তো আমার কাছে আসলে এটা একটা কারণ আমি জোর দিয়ে বলব। বা অপর্যাপ্ত বেতনের কথা যদি আসে এখানে সেখানেও কিন্তু একটা ব্যাপার হতে পারে। যেমন আমরা যদি লক্ষ্য করি তাহলে সরকারি যে বেতনের যে স্কুল স্যার, টিচার আছে তাদের বেতন আপনার average এ আ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয়। তো একটা পঁচিশ হাজার টাকা য় বর্তমান সময়ে আসলে কি একটা পরিবার চালানো সম্ভব বলে মনে করেন ৪ জনের?
আচ্ছা। হ্যাঁ। ঠিক বলেছেন। হু, হুম। একজন দুর্নীতি করার ফলে কিন্তু আমাদের অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। একজন যে ঘুষ দিচ্ছে এই কারণে যে একজনই ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা কিন্তু এমন নয়। একজন ঘুষ দিচ্ছে একজন দুর্নীতি করছে। শিক্ষা
খুব ভালোভাবে। জি। জি। জি। হু, হুম। শিক্ষা।
ব্যবস্থার উপর যে যারা রয়েছে। এরা যদি হচ্ছে, সব কাজ একজন করতেছে কিন্তু ফল ভোগ করতে হচ্ছে সকল
জি। আ হ্যাঁ।

জি।
আমার মনে হয় যে
আচ্ছা, আ হ্যাঁ, আপনার মনে হয়?
জি। আমার মনে হয় যে যারা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতেছে এদের সচে সচেতনতা অভাবের কারণ
হ্যাঁ। জি, যেমন? সচেতনতার অভাব অভাব বলতে কি আসলে আপনি বোঝাতে চাচ্ছেন যে
শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি নেমে এসেছে। আর জা তারা ভালোভাবে monitoring করতে পারছে না যে কোথায় কি দিচ্ছি। কেউ তদন্ত করতে পারছে না যে আমাদের উ আমরা যেটা চাচ্ছি সেটা কি school পর্যায়ে সব জায়গায় পৌঁছে গিয়েছে। হয়তো এরা তদন্ত করতে পারছে না। এই কারণে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিভাবে নেমে আসতেছে। আমি মনে করি যদি একটা জবাবদিহিতার মাধে মধ্যে থাকে সকলে, তাহলে শিক্ষা ব্যবস্থার দুর্নীতি একটু কমতে পারে। আর যদি শিক্ষা ব্যবস্থার দুর্নীতি দিন, দিন কমে না যায় তাহলে কিন্তু একটা জাতি ধ্বংস হয়ে যাবে। একটা জাতি ধ্বংস হলে পুরা দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা কিন্তু ধ্বংসের দার প্রান্ত চলে যাচ্ছি। যদি দুর্নীতি দূর
জি। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। বুঝতে পারছি। জি। আচ্ছা। হ্যাঁ। জি। আহ হ্যাঁ। জি। উ হুম। জি। বুঝতে পারছি। আচ্ছা, আমার কাছে কিন্তু আসলে ভাই আরও কিছু কারণ মনে হয়। যেমন প্রশাসনিক দুর্বলতা যে আমরা আমরা যদি আসলে রিপোর্ট করি কোনো ব্যাপারে সেই ব্যাপারটা আসলে গুরুত্ব সহকারে না দেখা একটা কারণ হতে পারে বলে আমার কাছে মনে হয়। যেমন আপনার হয় কি বর্তমান সময়ে অবশ্য আসলে আ লাঠি চার্জ যে ব্যাপারটা এটা কিন্তু আসলে দেখা যায় না খুব একটা। কিন্তু আগের দিনের আগের দিনে কিন্তু আসলে আ আপনি পড়া না পড়লে বা আ বেয়াদবি করলে কিন্তু আসলে একটা শাস্তি ব্যবস্থা ছিল।
না হয়, আপনার কি তাই মনে হয়? আচ্ছা। আচ্ছা। আচ্ছা। জি, জি। জি। জি।